হ্যাঁ, দেখুন, ঘরের মধ্যে আরামদায়ক এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরের আলো। অনেকেই হচ্ছে অনেক আ পাওয়ারফুল আলো লাইট ব্যবহার করে থাকে বর্তমান সময়ে কিন্তু অত্যন্ত সুন্দর, সুন্দর LED লাইট বের হয়েছে এগুলো কিন্তু চোখের জন্য সহনশীল এবং আপনাকে আরাম দিতেও ভালোবাসে এবং রাত্রে যখন ঘুমাতে যান অনেকে অ্যা রঙিন হচ্ছে ইয়ে ব্যবহার করে একটু ড্রিম লাইটটা তো একটু সা হালকা সবুজ কিংবা হালকা সবুজ একটা আভা দিবে। এরকম যদি হয়, যে কটকটে যদি কালার না হয় যে লাল হয়ে কটকটে রয়েছে, নীল হয়ে কটকটে রয়েছে কিংবা হলুদ হয়ে কটকটে রয়েছে। এ একেকজনের রুচিবোধ হয়তো আলাদা কেউ আ বেশি আলোতে ঘুমোতে পছন্দ করে। তবে আরামদায়ক এর যদি কথা বলেন, তাহলে আলোটা এমনভাবে হবে যেন চোখে না লাগে। চোখে লাগলে ঘুমের সমস্যা হতে পারে। এই রঙের মানে সেই আলোর ছটাটাও যেন একটু আলা আরামদায়ক হয়।
দিতে ভালোবাসে, হ্যাঁ? আচ্ছা ইন্টারেস্টিং। আচ্ছা বুঝতে পেরেছি মানে। আরামদায়ক হয় বেশ চমৎকার একটা কথা বললেন আপনি কিন্তু চেষ্টা করে থাকেন এই যে আ মানে নিজের রুমে যদি একটু আরামদায়ক আলো থাকে, মানে কম আলো থাকলে কিন্তু আপনি ঘুমাতে কিন্তু বেশ ভালো পারবেন আর আপনার জন্য সহজ হয়ে যাবে ঘুমের জন্য। এটা ভালো বলেছেন, আপনি তার সাথে যদি বলতেন যে গাছপালা কি ঘরকে শান্ত করতে সাহায্য করে থাকে?
জি, জি, জি। হুম, হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই এর এবং দেখুন ঘরের যে অনেক সময় বলতেছি আমরা ছোট ঘর অথচ আমি আরামদায়ক করতে চাই। তাহলে ঘরের জানালায় কিংবা গ্রিলে এমন, এমন কোন ফুল জীবন্ত কোন গাছ লাগানো উচিত লতাযুক্ত হতে পারে হ্যাঁ, পাতাবাহারের গাছ হতে পারে এগুলো সতেজতাও বৃদ্ধি করবে, ঘরের অক্সিজেনের প্রবাহও কিছুটা বাড়িয়ে দেবে এবং চোখের যে একটা আরাম আ দেখার যে আ অনুভূতির একটা যে আরামবোধ সেটিও আনতে পারে। অনেক সময় অনেকে আ প্রয়োগকা কৃত্রিম অনেক ফুলের গাছ অ্যা রা লাগায় আ এবং ঘরে শোভা বৃদ্ধি করে। আমার মতে কৃত্রিম গাছ নয় বরং ছোট্ট, ছোট্ট যদি ২-১ টা যদি আমাদের জীবন্ত গাছ যেগুলো হচ্ছে আলো সহনশীল নয়, অগ অ অল্প আলোতেও টিকে থাকে। এগুলো কিন্তু লে লাগিয়ে আমরা ভালো করতে পারি। এমনকি হতে পারে যে একটা ফুলের টবে আমি জীবন্ত কয়েকটি গোলাপ কিংবা কিছু রজনীগন্ধা হ্যাঁ, এগুলো কিন্তু আমি এনে ফুলের টবে রাখতে পারি সে সেটার সুগন্ধ ছড়াবে। আ মাঝে, মাঝে সেগুলোকে পরিচর্যার মাধ্যম দিয়ে আবার চেঞ্জ করে নেওয়া এগুলো কিন্তু ভালো উদ্যোগ হতে পারে আ গাছের ক্ষেত্রে আরামদায়ক বাড়ানোর জন্য।
গাছ লাগানো উচিত, হ্যাঁ। কৃত্রিম গাছ না। টিকে থাকে। গোলাপ লাগাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, এটা ভালো কথা বলেছেন, যে আ ছোট, ছোট যদি গাছ লাগানো হয় বিশেষ করে রজনীগন্ধা বা গোলাপ তাহলে কিন্তু বেশ আরামদায়ক বা মনে কিন্তু শান্তি আনে আ ঘরে থাকলে। আচ্ছা তার সাথে অতিরিক্ত জিনিসপত্র আপনি কিভাবে মেনেজ করে থাকেন?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি।